বাহ! এটা কি চমৎকার ব্যাপার কিন্তু। তো যাই হোক আমরা এছাড়া কিন্তু আরেকটা কাজ করতে পারি। আমরা যখন বাজারে বিভিন্ন রকম, আ খাবার কিনি, শাকসবজি হোক আর যে খাবারই হোক না কেন, শিশু খাদ্য হোক আর যাই হোক না কেন আমরা কিছু বিষয় খেয়াল রাখলে কিন্তু আমরা কিছুটা সঞ্চয় করতে পারি। অর্থাৎ আমরা আ অ্যা বিভিন্ন ধরনের খাবার কেনার সময় আমরা একটু সঞ্চয়ের কথাটা যদি আমরা মাথায় রাখি সেক্ষেত্রে কিন্তু আমার ভালো হয়। যেমন ধরুন যে
হু। জ্বী। হুম। হুম, হুম। আন জ্বী। সেক্ষেত্রে আমি একটা কাজ কিন্তু করি <chuckles> সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, হুম ১ম এই আমি বাজারে ঘুরে আমি আগে যাচাই করার চেষ্টা করি যে আসলে কোন জায়গায়, আ একটু কমে পাওয়া যাচ্ছে। কারণ আপনি যখন ফ্রন্টের দিকে বাজার করার জন্য যাবেন তখন সবার আকর্ষণ কিন্তু হ্যাঁ, ফ্রন্টের দিকে থাকে। ওখানে কিন্তু বা দাম অনেক বেশি থাকে। এইজন্য আমি ঘুরে ওখান থেকে শুনে ভেতরের দিকে যাই। যাতে করে ঐখানে যাচাই করে আমি ৫ ১০ উম কেজিতে কম মূল্যে আসলে কিনে নিয়ে আসতে পারি।
হু, হু। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই বলুন। প্লিজ। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তাহলে সেখানে বেশি দাম চাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চমৎকার। হ্যাঁ ঠিক বলেছেন। এবং
এক্ষেত্রে আপনিও কি একই প্রসেস অ ফলো করেন নাকি?
হ্যাঁ, হ্যাঁ এটাই বলছি, সেটাই বলতে চাচ্ছিলাম আসলে। আমারও এ-একবার বাজারে যদি একবার ঢুকে যাই আমি তাহলে একটা পুরোটাকে আগে চক্কর দেই। হেঁটে হেঁটে হোক আর উম অনেক সময় বাইক নিয়েও ঢুকি আমি। হ্যাঁ দেখা যায় যে সবচেয়ে ভালো পটলটা কোন দোকানে আছে, সবচেয়ে ভালো কাঁচা মরিচটা কোথায় আছে। একজন, মানে এক পলকে দেখে আমি। তারপরে ধীরে, ধীরে আমি চেষ্টা করি যে আসলে কোন দোকানে গেলে তাদের যে মানসিক অবস্থা বোঝার চেষ্টা করি এবং সে দামাদামি করবার চেষ্টা করি। হয়তো দেখা গেল যে কোন দোকানে হয়তো ১০ বা ৫ একটু কম আমি চেষ্টা করি সেই দোকান থেকে এ নিয়মিত আ খাবারগুলো কেনার এবং এতে হয় কি, কিছুটা কিন্তু সঞ্চয় সম্ভব হয় হ্যাঁ, এবং সবচেয়ে ভালো অ ফ্রেশ সবজিটা বা ভালো খাবারটা আমি কিন্তু বিভিন্ন দোকানে যাচাই করে যখন নিই দাম এবং উম আ মানের দিকটা আমি কিন্তু ভালো জিনিসটাই পেয়ে থাকি এবং এতে করে নিজের কাছে নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না আমি যে খাবারটি কিনছি সেটি মোটামুটি আ নির্ভেজাল এবং আমিও কিনতে পারছি এটা বেশ ভালো লাগে। যাই হোক। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সরকারের উচিত আছে যে এই যে প্রতিদিন আমাদের খাবারের দাম বেড়ে চলেছে হ্যাঁ, অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিদিন। এই জায়গা থেকে মুক্তি দেবার জন্য, হ্যাঁ আমার মনে হয় সরকারের কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া উচিত তাই না? যাতে করে আমাদের আমাদের সাধারণ মানুষের বোঝা কিছুটা কমে যায়। আপনি কি মনে করেন আসলে?
উম উহু। আচ্ছা। হুম, হুম। জ্বী। হ্যাঁ। হ্যাঁ। উহু। হু। ঠিক বলেছ। ফ্রেশ এবং ভালোটা কিনতে পেরেছি এবং একটু কমেও পেয়েছি। উম হুম। আন জি। ঠিক আসলেই।